একদম, একদম। ঠিকই বলেছেন আপনি। তো এই বিষয়টাই কিন্তু আসলে সবচেয়ে বেশি আমার অ্যা কাছে স্মৃতিময় মনে হয়। আপনি আসলে আ খুব আ সম্প্রতিরটাও বললাম এবং আমার কলেজেরটাও আসলে আপনাকে বললাম এবং কলেজেরটা সবচেয়ে বড় স্মৃতিটা কি <smacks lips> আ দেখুন সেখানে কিন্তু সব বন্ধুরা মনে করেন ১০০০ জন বন্ধু। সবাই সবার বন্ধু। এইযে বন্ধুরা মিলে শুনছি সবাই কিন্তু সমমনা ছিলাম। এই সমমনা বলতে, সবাই কিন্তু আসলে একটা আ বলা যায় যে একই ধরনের চিন্তা ভাবনা ছিল। সবাই কিন্তু আসলে একই ধরনের গান আমরা শুনতেছি। সেই আপনি কবিতার কথা বলেন, সেই হোস্টেল লাইফে সে চিল্লে, চিল্লে গাওয়া থেকে শুরু করে, এখানে ওনার সামনে দাঁড়িয়ে আছে গাওয়া নিজেদের আসলে এ একটু আসলে কষ্ট অ সবকিছু বা, সাফল্য বা, গণ্ডি প্রেরণের যে বিষয়টি
আচ্ছা। সমমনা ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। উ, হু, হুম। হুম। মানে একটু আলাদা মানে মনে হয়েছে মানে ভাবতে যে মানে যাকে আপনারা এত বেশি হচ্ছে দেখতেন, তার গান সে সে যখন চোখের সামনে চলে আসে, তখন আসলে একটু মানে মো রোমাঞ্চকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়। তাই না?
হুম, হুম। একদম, একদম। একদম, একদম। সেটা তো অবশ্যই। উম আ ওই দিনের আনন্দের কথা যে আপনাকে আসলে date সহ আসলে এখন বলে দিতে পারছি। এই একদম কি, কি করেছি, সেগুলো আসলে বলে দিতে পারছি। সেটা থেকে আসলে আপনি বুঝতে পারছেন কতটা স্মৃতি মানে একদম, একদম।
আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ, একদম মানে পুরো memorable একটা day ছিল তাহলে। এ আচ্ছা, আচ্ছা। তো এরকম এমন কোনো concert এ যাওয়া হয়েছে? আসলে হচ্ছে যেখানে আপনার expectation অনেক বেশি ছিল। কিন্তু আসলে হচ্ছে যে, যেরকম expectation ছিল সে অনুযায়ী আসলে হচ্ছে যে আপনি মানে ঠিকভাবে এঞ্জয় করতে পারেননি। মনে হইতো যে আরেকটু এঞ্জয় করা গেলে হয়তো একটু ভালো হতো। এরকমের কোনো concert কি আসলে ছিল? হয়েছিল কখনো? আপনার মনে আছে?
সেটাই আসলে হয়েছিল। হুম। আ আসলে আমি খুবই selective এ মানে একটা মানুষ, যে ধরণের concert এ যেতে। তো এক্ষেত্রে আসলে খুব কমই হয়েছে। মানে সচরাচর খুব একটা মানে আমি কোলাহলটা একদমই পছন্দ করি না। যদি না আমার পাশে বন্ধুরা থাকে। আমি আসলে কখনো একা আসলে concert এ যাওয়া হয় না এবং অ ওইযে বললাম না, আমার concert এ যাওয়ার মূল কারণ হচ্ছে আমার বন্ধুরা। তো সেক্ষেত্রে আসলে একটু তো আসলে
আচ্ছা, মানে সব ধরনের concert এ যাওয়া হয় না। আ crowd। আপনা আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। বন্ধুরা হ্যাঁ, হ্যাঁ। এমনি আপনার বন্ধুরা কি সবাই মানে গানের ফ্যান নাকি? মানে ওরা কি আসলে band music এর খুব ভালো ফ্যান?
আমরা মোটামুটি সবাই আসলে গানপ্রেমী উম মানুষজন। সবাই আসলে ঐ ধরনের বলতে পারেন যে সেই আ মিউজিকের যে সংগঠন জি, জি।
আ আচ্ছা, আচ্ছা। কেউ কি? হুম, হুম। মানে আপনাদের মধ্যে কেউ কি হচ্ছে মানে গানের মানে কোন ব্যান্ড-ট্যান্ড আছে নিজেদের? নাকি জাস্ট হচ্ছে আপনারা জাস্ট এমনি হচ্ছে গান গান?
উম হ্যাঁ। আমার বন্ধুদের মধ্যে একজন হচ্ছে আ মানে উনি শখ ও শখের বসে আসলে করে। ওর ব্যান্ডের সাথে আসলে যুক্ত হচ্ছে কৃষ্ণপক্ষের সাথে আসলে সে যুক্ত আছে। একটি ব্যান্ড রয়েছে। আ খুব একটা popular হয়তো না, বাট শুনে থাকবেন যে আ কৃষ্ণপক্ষ। ঐটার সাথে ও আছে। মানে বাট আমরা আসলে গান শোনাটাকে আসলে সবচেয়ে বেশি আসলে প্রাধান্য দেই। গানটাকে আমরা পছন্দ করি। গানটাকে বলা যায় যে এইযে শিল্পীদের গান গাওয়াটাকে আসলে আমরা পছন্দ করি। এইজন্যই আসলে আমাদের এই চিন্তা ধারা।
আচ্ছা। পৃষ্ঠা মুখা আচ্ছা হুম, হুম।

আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এটা তো অবশ্যই। আর এমনি ধরেন যে, আপনার যাওয়া এখন পর্যন্ত মানে সবচেয়ে বেশি এনজয়েবল কনসার্ট কোনটা ছিল? মানে কোন কনসার্ট এ যে, আপনি আসলে সবচেয়ে বেশি এনজয় করতে পেরেছিলেন?
উম সত্যি কথা বলতে যদি চাই, সেক্ষেত্রে কনসার্টটা আসলে আমরা দেখতে চাইনি। কনসার্টটা আমাদের জন্য আসলে আয়োজন করা হয়েছিল। সেটাতে আসলে সবচেয়ে বেশি মজা পেয়েছিলাম। এবং সেটি হচ্ছে আমার
আচ্ছা, মানে আপনাদের নিজেদের কনসার্ট যেটা?
উম আমাদের র‍্যাগ ডে এর কথাটা আসলে আপনাকে বলতে চাই। হ্যাঁ, র‍্যাগ ডে তে আসলে সেই উ ঘুরে ফিরে সেই কবি আপনারা বলতে পারেন যে, নগর বাউল জেমসই আসলে চলে এসেছিল। এবং সেটার কথায় আসলে আপনাকে বলতে চাই যে, আমাদের রাগ ডেটা ছিল ২০২২ সালে। ২০২২ সালের আ হয়তো ডেট টি ছিল আপনার ৮ তারিখ হচ্ছে জুনের ৮ তারিখে ছিল এবং ওই দিন যেটা হয়েছিল যে, আমরা সবাই পরিচিত। সবাই বন্ধু-বান্ধব একটা অডিটোরিয়ামের মধ্যে মোটামুটি খুবই ক কম লোকজন মানে শুধুমাত্র চিন্তা করুন না যে, আ ১২তম শ্রেণীর সকল ছাত্ররা তো এ মোটামুটি ১000 জন সেটা আসলে খুব সুন্দরভাবে আসলে স্থানও হয়ে যাচ্ছে, এবং ওই যে, ছোট একটা রুমের মধ্যে মনে করেন যে, এই যে, আ ক্রেজ এবং সবাই দেখবেন যে, সমমনা একটা বিষয়। শ সবাই এখানে সমমনা সবাই, সবাইকে চিনে কেউ কারো কাছে ওই যে, উন্মাদনা মানে গানের তালে, তালে যে, উন্মাদনা। সেটা আসলে কখনোই ভুলে যাওয়ার মতো না এবং তার সাথে গান গাওয়া। ঐ যে, একটা থাকে না? যে, নিজের মনে কষ্টটা আসলে তখন মনে হয় গানের মাঝখানে আসলে হারিয়ে যাচ্ছে কলেজ জীবনে ১০ বছর একদম, একদম, একদম।
র‍্যাগ ডের কথা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা হু, হুম। আচ্ছা, হুম, হুম। হুম, হুম। ক্রেজি হ্যাঁ, হ্যাঁ, সবাই মানে খুব উৎসাহিত এখানে। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। উন্মাদনা হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। <chuckles> হ্যাঁ, ট্র্যাজেডি সং এর যে, আসলে যে, মানে ভালোবাসা, ট্র্যাজেডি এর যে, ভালোবাসাটা মানে দেখা যায় যাদের হচ্ছে প্রাক্তন আছে, প্রাক্তনকে মনে করে অনেকে। তারপর ধরেন যে, অনেকের যে, ফ্যামিলি ইস্যু সবগুলা মানে ধরুন তখন আরকি একটু মন থেকে আসলে দূরে সরে ফেলে।
একদম। হুম, মানে সবাই মূলত এখানে আম আমাদের জন্য মুখ্য ছিল যে, বেশিরভাগের ক্ষেত্রে এই যে, কলেজটা ছেড়ে চলে যাচ্ছি। যেহেতু আসলে ১০ বছর এখানে পড়াশোনা করেছি।
হুম, হুম, এটা তো একটা কষ্ট অবশ্যই মানে এত বছরে একটা মানে একসাথে থাকা হয়েছে আবার হাউস এ থেকেছেন। মানে সবার আসলে একটা যে, স্মৃতি অনেক স্মৃতি হয়তো এই জায়গায় জড়িয়ে আছে। তাই না?

আ এইটা না? একদম দারুণ বলতে হবে যে, কনসার্ট এ আসলে আমি যাই বন্ধুদের জন্য। কনসার্ট টা আসলে এখানে মুখ্য বিষয়টা আমার কাছে থাকে না যে, আসলে বন্ধুদের সাথে যাচ্ছি। সবাই মিলে যে মজাটা পাবো, সেটাই আসলে আমার কাছে বলা যায় যে, অনেকটা মুখ্য হয়ে যায় আরকি।
হুম। <chuckles> আচ্ছা, হু, হু। মানে কনসার্টের প্রধান উপকরণ তাহলে বন্ধু? <chuckles> আচ্ছা? হ্যাঁ, হ্যাঁ। তো হু, হু।
হুম, একদম, একদম। আমার ক্ষেত্রে তো অন্তত তাই হয় তো এইখানে যেটা আসলে উহুম, জি, জি বলুন?
হ্যাঁ, কনসার্ট এর ক্ষেত্রে আসলে, কোন ধরনের কনসার্টে বেশি যাওয়া হয়? মানে ধরেন যে ব্যান্ড মিউজিক এর কনসার্ট এ, নাকি ধরেন যে নরমাল যেসব হচ্ছে গান হয়, সেসব জায়গায়?
আচ্ছা। এখানে আসলে সব ধরনের আসলে, আমার বন্ধু মহলটা একটু আপনাকে পরিচয় দেই। যে, তারা আসলে কিরকম? যে, আ তারা হচ্ছে প্রত্যেকে আলাদা, আলাদা মিউজিক টেস্টের। যেমন আমি হচ্ছে, একটু ক্লাসিক ঘরানা। যেটা হচ্ছে একটু ওল্ড ক্লাসিক পছন্দ করি। আ আমার কিছু বন্ধু বা আরেকটা বন্ধু আছে, যারা হচ্ছে আপনার আ ব্যান্ড মিউজিক টা খুব বেশি পছন্দ করে। শিরোনামহীন, তারপরে আ এগুলো যেগুলো আছে, ওয়ারফেজ আছে, ওয়ারফেজ তো আসলে অনেক পুরাতন। তো আবার আ কিছু ফ্রেন্ড আছে, ওরা খুব রক মেটাল পছন্দ করে। ওইদিকেরও আসলে আছে। তো মোটামুটি বলতে পারেন যে; আবার এ একজন আছে ওয়েসিস এর অ্যা খুব ফ্যান, মানে সে হচ্ছে ঐদিকে সে মোটামুটি অস্ট্রেলিয়া চলে গেছে, কনসার্ট এ যাওয়ার জন্য। তো আ বুঝতেই পারছেন, তো এই হচ্ছে আমাদের অবস্থা। মানে আমরা হচ্ছে সবাই সব ধরণের মিউজিক টেস্টের আসলে আছি। তো আর অ্যা
সিউর। ক্লাসিক ওকে। ওল্ড ক্লাসিক। হু, হু। ও! আচ্ছা। হ্যাঁ, ওয়ারফেজ। হু, হু। হু, হু। ও! আচ্ছা। হুম, হু। মানে আপনাদের বন্ধুদের মধ্যে তাহলে অনেক ধরনের ভ্যারাইটি দেখা যাচ্ছে, মিউজিক টেস্ট এর ক্ষেত্রে। তাই না? আচ্ছা।
একদম, একদম। হুম।
তো এই যে, কোন ধরনের কনসার্টে আপনাদের বেশি যাওয়া হয়?
তো এই জি। আচ্ছা। এক্ষেত্রে যা হয়, আ আমাদের সবারই কিন্তু একটা কমন আছে, সেটা হচ্ছে জেমস এর কনসার্ট টা, আপনাকে বলতে চাই। আ যে নগর বাউল যে জেমস আছেন, তার যে গানগুলো আসলে রয়েছে, কালজয়ী গানগুলো। আয়ে "আমি তারায়, তারায় রটিয়ে দেব" বলেন বা এগুলো যখন সবাই চিল্লায়া-ফাল্লায় যখন গাওয়ার একটা সুযোগ পাওয়া যায়, তখন কিন্তু এই যে বন্ধুরা মিলে যখন যাই, মানে বলা যায় যে ঐ যে আ বিষয়টা কিন্তু আসলে এখানে সবচেয়ে বেশি ফুটে ওঠে আরকি। যে নিজেদের তারুণ্যের যে শক্তিটা আসলে, আমরা নগর বাউলের মধ্যে সবাই আসলে খুঁজে পাই।
ও! নগর বাউল? হু। ভিগি, ভিগি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। তারুণ্যের শক্তিটা, হ্যাঁ।

আ আমার কলেজ জীবনের কথা বলতেছি। তো সেইখানে হচ্ছে আপনার যে বিষয়টা ছিল এ ঐখানে সবাই মিলে রাতের বেলা চিল্লাসে জিমস সেই গানগুলা আর আপনার কবিতা তারপরে রয়েছে। একদম একদম মোটামুটি যে চিল্লায় ফাল্লায় যেটা বয়েস হোস্টেলের এর যে বিষয়টা আসলে থাকে সেই গানগুলো। তারপরে কিছু আছে ছ্যাক খাওয়া লোকজন তারাও আসলে এই ধরনের আমি তারায় তারায় রটিয়ে দিবো। এই যে গানগুলো সেগুলো আসলে সেখান থেকে শোনাতো। তো ওই কারণে কিন্তু একটা ভালো লাগা বা নস্টালজিয়া কিন্তু আসলে চলে আসে এবং নগর বাউলের যখন আসলে নামটা শোনা হয় তখন কিন্তু আসলে আমরা ঐদিক চলে যাই আরকি। তো এক্ষেত্রে আসলে ঐখানে যাব একটা প্ল্যান আমরা করেই ফেলেছিলাম।
আচ্ছা, আচ্ছা বুঝতে পারলাম। অ্যা নিজেরা নিজেরা হচ্ছে গান গাচ্ছেন আপনারা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। <laughs> রটিয়ে দিব। নষ্টালজীয়া চলে আসে। হ্যাঁ, হ্যাঁ। তারপর? যাওয়া হয়েছিল?
তো হ্যাঁ যাওয়া তো আসলে হয়েছিল সেটাই আসলে আমি যাচ্ছিলাম এবং আমরা সবাই মিলে যখন গিয়েছি তো মোটামুটি সব ঠান্ডা মোটামুটি এখন কেউ তো আসলে ওই ভাইব টা আসলে পাচ্ছি না কনসার্ট এ কেন এসেছি। আ তারপরে যখন নগর বাউল আসছে। এরপরে শুনলাম মানুষের craze ওইটা দেখার পরাজয়
আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ক্রেজ। এটা কি কোন serial concert ছিল? মানে ধরুন যে এক অনা একাধিক ব্যান্ড তারা হচ্ছে ১ জনের পর ১ জন এভাবে নাকি জাস্ট নগর বাউলের ই কনসার্ট?
আ এইখানে আসলে যে হুম নগর বাউল প্রধান ছিলেন কিন্তু আসলে এর আগেও ২ ১ জন ছিলেন যে, যা হচ্ছে আমি আসলে খুব একটা চিনি না। যেহেতু আসলে ব্যান্ড মিউজিক আমার একটা শোনা হয় না আপনি হয়তো বুঝতে পেরেছেন। তো সেক্ষেত্রে আসলে উম আসার পরে ওই যে ক্রেজ তারপরে মনে করেন যে হেইলা দুইলা গান থেকে শুরু করে আপনার যে চুমকি চলেছে একা পথে এই যে আ কালজয়ী যে গানগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ ভালোই লেখছিল এবং শুনতে কিন্তু বলা যায় যে এবং সবাই মিলে যে আনন্দটা করতেছিলাম সেটাই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে।
আচ্ছা, আচ্ছা ব্যান্ড মিউজিক যাওয়া হয়নি। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> কালিকানা। হুম। হ্যাঁ এক্সাক্টলি। তো এই ধরনের মানে কনসার্ট গুলো থেকে হচ্ছে যে আপনারা যে মানে এনজয় টা কিভাবে করেন বেশি? মানে আপনার সব বন্ধুরা কি একসাথে যান? নাকি ধরেন যে ধরেন অনেকে অনেক জায়গায় যায়?
হ্যাঁ একসাথেই তো যাই। হ্যাঁ একসাথে আসলে যাই। আমরা আসলে প্রথমে কি বললাম আমরা কনসার্ট এ যাই বন্ধুরা মিলে সবাই যাতে আসলে বন্ধুরা এখানে আসলে মুখ্য বিষয়। তো এই যে সবাই মিলে গান শুনছি, মানে বলা যায় যে পছন্দের যে সিঙ্গার আছেন তার গান আসলে সরাসরি শোনার যে একটা আনন্দ বা excitement কিন্তু আসলে সবার মধ্যেই থাকে। তো ঐটা মোটামুটি নাচানাচি মনে করেন যে সবাই মিলে একটা ভালো সময় কিন্তু আসলে সেখানে কাটে এবং আ দেখুন গান শোনা, আড্ডা বলা যায় যে সরাসরি আপনার প্রিয় আ সিঙ্গার সামনে গান গাচ্ছেন। আপনি তার গান শুনতেছেন, সবাই মিলে আড্ডা দিচ্ছেন। আপনি পরিবেশটা আসলে চিন্তা করতেই পারেন যে কতটা সুন্দর বা কতটা
বন্ধুরা মিলে হ্যাঁ, হ্যাঁ খেতে। আচ্ছা। হুম, হুম, হুম। থাকে হ্যাঁ। <chuckles> অবশ্যই, অবশ্যই। হুম। এইটাই আসলে খুবই মানে মনোমুগ্ধ করে একটা পরিবেশ আরকি হবে হয়তো।
একদম, একদম।